পৃষ্ঠপোষক হিসেবে প্রকাশন বিভাগগুলোকে সহযোগিতা করে থাকে। ব্যক্তি উদ্যোগে কেউ যদি এ সকল উ সভ্যতা নিয়ে লেখালেখি করে সেখানেও আ বিভিন্নভাবে রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যেতে পারে। এ্যা আমাদের পুরোনো সভ্যতাগুলো যেমন মানব সভ্যতার ইতিহাস এবং আ দেশীয় সভ্যতার যে সকল বিষয় এসব প্রতি মুহূর্তে আমাদের জীবনে একটা প্রভাব বিস্তার করে আসতেছে। আমাদের এ্যা দেখেন আপনি পহেলা বৈশাখীর যে 'আকবর দি গ্রেট' এর পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত যে পহেলা বৈশাখী উৎসবটা এটা একটা পুরনো ও পুরনো সভ্যতা থেকে উঠে আসছে। আমাদের এখনো সেই বৈশাখীতে পান্তা ইলিশ বা একটা আ অম সকালে একটা অম র‍্যালি এ্যা রম্য র‍্যালি এটা খুবই একটা আনন্দদায়ক বিষয়। আমাদের সভ্যতার মধ্যে এখনো এটা বিরাজ করতেছে। আ শিক্ষিত সমাজের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, বলেন।
হ্যাঁ। জি, জি। ঠিক। হ্যাঁ। জ্বী, জ্বী, আপনি এখন তো হচ্ছিলাম যে <clears throat> শুধু তো এটাও না যেমন বাঙালির আমি সবথেকে বড় একটা পুরনো সভ্যতা মনে করি যে লুঙ্গি। এই লুঙ্গি কিন্তু অনেক আগেরই একটা অনেক আগের লাইক বাংলার আসল ইতিহাস বুঝা যায় লুঙ্গিকে দেখে। কিন্তু এই লুঙ্গি কিন্তু মানুষ এখনো পরিধান
হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। <laughs> ঠিক, ঠিক, জ্বি, জ্বি, জ্বি, জ্বি।
এটা কিন্তু ওইযে আজকের সমাজ আর পুরোনো সভ্যতার মাঝে একটা বিশাল বড় নি না ভাই?